উম আসলে ফুড পান্ডার নাম শুনেছিলাম, তবে এই যে ক্লাউড কিচেন যে আসলে এখানে আছে সেটা আসলে একদমই জানা ছিল না এবং এটা আসলে চেষ্টা করে আমাকে দেখতে হবে। তবে এই যতকিছু এগুলো তো আসলে টেম্পোরারি আসলে। মানে এহ আমি আসলে একটা মানে পার্মানেন্ট সমাধান চাচ্ছি, যে আসলে যেটা হচ্ছে আমি আসলে মোটামুটি খাবারগুলোকে মানিয়ে নিতে পারবো। তো এক্ষেত্রে আসলে কীভাবে মানাতে পারি? মানে খাওয়ার পরিবর্তনটা আসলে কীভাবে করতে পারি, মানে অল্প, অল্প করে মানে কীভাবে আসলে আমার বাড়ির খাবারটার সাথে কাছাকাছি খাবারগুলো খুঁজে নিবো? নাকি আসলে মানে এমন কি কোথাও আছে যে আমার পছন্দ মতো আমি যেভাবে আসলে বলব বা আমার এলাকার কিচেন আছে কিনা সেটা মানে আপনি যে ক্লাউড কিচেন এর কথা বললেন খুঁজে বের করতে পারি। এমন কি জিনিস আছে মানে যাতে আমি আসলে ধীরে, ধীরে আসলে ২ টো খাবারের ট্রানজিশন টা আসলে করতে পারি? মানে আপনি কি আসলে এরকম কোনো পদ্ধতি বলতে পারবেন?
হ্যাঁ। আচ্ছা। জি। দেখেন খাবারের ব্যাপারটা যেহেতু আসলে আপনার শহরের থেকে আলাদা, আপনাকে কিন্তু আসলে বিষয়টার সাথে মানিয়ে নিতেই হবে। কারণ আপনি যখন আস্তে, আস্তে খাওয়া একটা জিনিস শুরু করবেন, আপনার কিন্তু অভ্যাসে পরিণত হবে এবং মানুষ কিন্তু আসলে অভ্যাসের দাস। এইটা একটা ফ্যাক্টর। আবার আরেকটা ব্যাপার হল আপনারই কিন্তু আসলে দেখা যেতে পারে স্থানীয় কিছু মানুষ কিন্তু থাকতে পারে। যেটা আসলে ফুড পান্ডা কিন্তু তারা খাবারের বিজনেসও কিন্তু করে। যারা হয়তোবা আপনারই এলাকার লোকাল, মানে যেখানে আসলে থাকতেন আগে আরকি। তো ওখানকার ব্যাপারগুলো যদি এত একটু চেষ্টা করে দেখেন। দেখা যেতে পারে আপনার ৩ রোড পরে দেখা যাচ্ছে আপনাদেরই এ মানে এলাকার কেউ খাবার বিক্রি করতেছে। তাদের ঘরোয়া খাবার আর আপনার টেস্ট করা খাবার একই রকম হতেই পারে। তো বিষয়টা আপনি ট্রাই করে দেখতে পারেন। যদি তা-তার খাবার পছন্দ না হয় এভাবে কিন্তু আসলে অনেকেই কিন্তু আসলে বাসা থেকে খাবার বিক্রি করে ফুড পান্ডা র দ্বারা। তো বিষয়টা আপনি যদি এভাবে দেখেন তাহলে হয়তোবা আপনি কিছুটা ঘরোয়া স্বাদ কিন্তু খুঁজে পেতে পারেন।
জ্বি। ওকে। হুম। জ্বি। হু, হু। বুঝতে পেরেছি। ওকে! জ্বি। বুঝতে পারছি। ও! বুঝতে পারছি।

আসলে আমি মূলত হচ্ছে আপনার একটা মেসের একটা রুম নিয়ে আসলে উঠেছি। কারণ নিচে একটু কাজ করিতো, তো সে কারণে একটু আলাদা রুম দরকার। তবে খাবারটা হচ্ছে একজন আসলে অ্যা রান্না করার জন্য লোক রেখেছি, উনিই রান্না করেন। তবে যেটা হচ্ছে যে আমি না এই যে এখানকার খাবার-দাবার নিয়ে মানে মানুষজন একটু মানে একদমই দূরবর্তী শহরে আসছিতো, তো এখানকার সাথে আসলে মানুষ যে ধরনের খাবার খায়, তো ওই যেইগুলো আসলে বাজারে পাওয়া যায়, সেগুলো আসলে নিয়ে আসতেছি। কিন্তু আসলে কোনোভাবে খাবারের স্বাদও পাচ্ছি না, রান্নাটাও পছন্দ হচ্ছে না, আবার খাবারটা খেলে আসলে পেটেও আসলে ঠিকমতো হজম হচ্ছে না আর কি। তো এটা আসলে বেশ আমাকে বেশ ঝামেলায় ফেলে দিচ্ছে। মোটামুটি অসুস্থই থাকতেছি, পেট ব্যথা বা অনেক সময় আসলে আ বলা যায় যে পেট খারাপের মতো ঘটনাও আসলে আমার ছাতে হচ্ছে আরকি। তো এটা স কে আসলে কি করা যায়?
আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম। আচ্ছা। না আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে যে আপনি কিছুদিন যাবত আসলে খাদ্যের ব্যাপারটা নিয়ে বেশ কষ্টে আছেন। ব্যাপারটাকে যদি একটু সহজ করে নিতেন। কারন দেখা যাচ্ছে সব জেলার তো আসলে খাবারের ভিন্নতা থাকেই তাই না? আবার আরেকটা ব্যাপার কিন্তু থাকে, মেসের খাবার আর বাসার খাবারের মধ্যে কিন্তু আকাশ আর পাতাল তফাৎটা কিন্তু থাকেই। তো সেক্ষেত্রে আপনি বিষয়টাকে যেহেতু আপনার পেটে সহ্য হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি কিছু, কিছু খাবার কিন্তু নিজের ক্ষেত্রে রান্না করে খেতে পারেন। যেটা আসলে সব জায়গাতেই কমন। যেমন ডাল হতে পারে বা দেখা যেতে পারে এক পদের ভাজি হতে পারে বা ডিমের ব্যাপারটাও কিন্তু আসলে অনেকের কাছেই পছন্দর। যেহেতু বিষয়টা ১ম দিকের, তো আপনাকে কিন্তু আসলে এইগুলো গ্রহণ করতে পারেন। তো আপনার কি ডিম, ভাজি, ডাল এইগুলোতে সমস্যা কি আছে?
জি। হ্যাঁ। জি। ওকে। আচ্ছা। হু, হু। বুঝতে পেরেছি।